Hello!
Hello! কি অবস্থা ভাই? কেমন আছেন?
হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই, খুবই ভালো আছি। আপনার কেই অবস্থা?
এই তো ভাই আছি। কিন্তু একটু মন মেজাজ খারাপ।
তাই? কেন? কি হয়েছে?
অ্যা বাসায় সম্পত্তি নিয়ে ঝামেলা ভাই। কি বলব? এগুলো তো জানেনই। একটু প্যারার মতো
<chuckles> আচ্ছা, হ্যাঁ। তা তো অবশ্যই। আসলে প্রতিটা পরিবারের ভিতরেই একটু এরকম থাকে যে সম্পত্তি নিয়ে একটু ঝামেলা থাকবে, বিরোধ হবে এবং এগুলোর মধ্যে দিয়েই আসলে একটু পরিবার আমরা অ্যা হচ্ছে গিয়ে গড়ে তুলি এবং সবাইকে নিয়েই তো আসলে আমাদের বেঁচে থাকতে হবে। <chuckles>
হ্যাঁ ভাই। ভাই বইলেন না। এই ব্যাপারগুলো হচ্ছে কি বলব? আ আচ্ছা ভাই আপনি কখনো এরকম ঝামেলায় পড়ছিলেন?
আচ্ছা।